এইটাই, হ্যাঁ। এই ভারসাম্য বজায় রাখাটাই আসলে জীবনে মানে সফল সেই, যেই সময় এবং টাকার মধ্যে ভারসাম্য বজায় রাখে। কিন্তু যে হচ্ছে খালি কাজই করে যাচ্ছে, আর কোনো মানে সময়ই নিজের জন্য ব্য ব্যয় করল না, সেও যেমন একজন ব্যফ মানে ব্যর্থ মানুষ। কিন্তু সে সমাজের কাছে হয়তো মনে হচ্ছে, "আরে ওই লোকটার মিলিয়ন ডলার, বিলিয়ন ডলার।" কিন্তু আসলে সে তা সে, সে কী করছে? গাধার মতো খেটে যাচ্ছে। কিন্তু কোন সময় ব্যয় করছে না নিজের উপর, পরিবারের উপর। এ সফল এটা সফলতা না।
হু। একদমই। একদমই। ঠিক, ঠিক। হুম। একদমই। আছ মানে অনেকেই আছে, অ্যা অনেকেই আছে। শুধু টাকা কামাতেই পছন্দ করে। ঠিক আছে? তাদের ধান্ধাই আছে মানে, ধ্যান-জ্ঞান যা বলেন। শুধু টাকে টাকা। ও তাদের মতে কি? "যত টাইম আছে, সময় আছে, আমি শুধু টাকাই ইনকাম করব।" ঠিক আছে? অন্য কিছু হবে না।
হুম। হুম, হুম। হুম, টাকা আর টাকা, হুম। হুম। আমার হ্যাঁ, আমার মাঝে, মাঝে মনে প্রশ্ন জাগে যে, এইরা যে টাকা, টাকা করে, এই টাকাটা আসলে কী করার জন্য? এই টাকাটা চায় কী জন্য? খরচটা করে কোথায়? খরচই করে না। এমন অনেক মানুষ যারা খরচ করে না কিন্তু, খালি কামাই করতেছে। তুই ওইক টাকা দিয়ে কী করব আমি? খরচই করি না।
হ্যাঁ। নিশ হ্যাঁ, কারণ, কারণ তার হচ্ছে সেটাতেই শান্তি। ঠিক আছে? ও সে শুধু টাকাই। সে তার জীবনের কোন সময় নষ্ট করতে চায় না, টাকা উপার্জন ছাড়া। সে তার জীবনের অন্য কোন শান্তি নেই। তার শান্তি শুধু টাকা ইনকাম এ। তো সে টাকা ইনকাম করতেই পছন্দ করে। এজন্য ওইটাই করে আরকি।
হুম। মানে ব্যাংকে এত আছে, ওইটা দেখেই শান্তি। <laughs> আ হুম। হুম। আবার এমন এমন মানুষও আছে আমি আশেপাশে দেখেছি, আমার পরিচিত। তারা মানে ভালো চাকরি করে, অনেক বেতন পায়, ভালো বেতন পায়। কিন্তু এমনভাবে উড়িয়ে দেয়, মানে এমন লাইফ স্টাইল লিড করতো যে, এমন, এমন ব্রান্ড কিনতে যায়। তো মানে ব্রান্ড এগুলো, এগুলো মেনটেইন করতে যেয়ে দেখা গেল, তার মাস শেষে তার টাকাই থাকে না। অথচ সে যেই পরিমাণ বেতনটা পায়। সে যদি টাকাটা সঠিকভাবে ব্যবহার করত, সময় এভাবে ব্যয় করত না, এই যে এমন "এই পার্টিতে গেলাম, এইটা করলাম।" সব সময় মানে খরচের উপর আছে। তাহলে তো তার একটা সময় সে আর দেখ হঠাৎ দেখা গেল চাকরি থাকল না বা কিছু একটা হল বা একটা এক্সিডেন্ট হল আর যে কাজ হল
হুম, জি। হুম। ওহ! হুম। জি, জি। হ্যাঁ। বিপদে পড়লে তখনই, কি করবে আর কি? আসলেই। এটাও সবকিছুই সবকিছুই আসলে মাথায় রাখা উচিত। যে "আমরা সময়টা কম মানে, মেইনটেইন করে, অর্থটাও ইনকাম করব, নিজের পরিবারকেও সময় দিব, সঞ্চয়ও থাকবে, আর নিজের প্রয়োজনীয় জিনিস বলেন, প্রয়োজনীয় ঘোরা বলেন, মনের ইচ্ছা বলেন সবকিছুই পূরণ করতে পারব।" হ্যাঁ। সঠিক সময় মেইনটেইন করে আসলে। দুটোই প্রয়োজন। দুটো ছাড়া চলতে পারব না আমরা। একদমই। ভালো লাগলো কথা বলে হুম। ভালো লাগলো। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। বাই।
হুম। তখন ওই টাকাটাও তার নাই। হুম। ভারসাম্যটা বজায় রাখা। হুম। হুম। হুম। হুম। শখ পূরণ করা, হুম। সেটাই। ঠিক। হুম। কিন্তু ভারসাম্য বজায় রাখে। ওকে, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ। ওকে, বাই। ধন্যবাদ।